আ আসলে আমি চিন্তা করছিলাম যে, আমি আমার অফিসে যে, মানে stack নিয়ে কাজ করছি। এইযে প্রজেক্ট নিয়ে কাজ করি আমি ভাবছি আমি একটা পার্সোনাল নিজের জন্য একটা প্রজেক্ট বানাবো। যেটা আমি নিজে সেল করবো আরকি। সো এ আমার কিছু, কিছু, টেকনোলজি শিখা লাগবে। তো আমি ঐগুলোই আসলে শিখার চেষ মানে শিখবো শিখবো ভাবছি কয়েকদিন ধরে। সময় আসলে ম্যানেজ করতে পারছি না। সো আমি যদি মানে আমার ক্ষেত্রে বলি লাইক নতুন কিছু শেখার সময় যে যেমন আমি যেটা ভাবছি শিখব শিখব। এখনো শুরু করি নাই। এইযে একটা আ একটা গড়িমসি যে, শিখব, শিখব। এই বিষয়গুলো <chuckles>
হু, হুম। হু, হুম। আচ্ছা। জি, জি। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু অনেক কাজ করে। যে, অনেক কিছু শিখার ইচ্ছা আছে। নতুন স্কিল বলেন বা নতুন কাজ। কিন্তু সেক্ষেত্রে অনেক আলসামি ধরে যায়। মাঝে, মাঝে, মনে হয় আচ্ছা ঠিক আছে। একটু পরে দেখতেছি বা আরেকটু পরে। আচ্ছা কালকে থেকে শুরু করবো। এরকম করতে, করতে একটা সময় কিন্তু মানে ওই কালকেটা বা ওই সময়টা আর হয়েই উঠে না।
হ্যাঁ, হ্যাঁ, আ জ্বি, হ্যাঁ, জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, জি। হুম। হুম। এ <chuckles> একদমই, একদমই, তাই। সো আমার ক্ষেত্রে আসলে যেটা ১ম এ হয় সেটা মনে হয় যে, আসলে আমি কি পারবো নাকি পারবো না। তো একটা আত্মবিশ্বাসের অভাব create হয় আরকি। এরপরে ধরেন সময় মানে মানে, লাইক এ্যা management যেটা লাইক আমার আ কাজ। তারপরে আমার ধরেন অন্যান্য কিছু পড়াশোনা আছে। এগুলোর বাইরে গিয়ে হচ্ছে ঐযে আমার যে, নতুন যে যেটা শেখার বিষয় বা, implement করার বিষয়, সেটা নিয়ে আসলে একটু কঠিন হয়ে পড়ে বা, কঠিন মানে হয়ে পড়া নিয়ে আমরা ভাবি যে, সময় করে management করতে পারব নাকি। আর সবথেকে ভা <chuckles> যেটা বলছি যে, এ গই সময় নিয়ে গড়িমসি মানে একঘেয়েমী
আচ্ছা। হু, হুম। হুম, হুম। জি, জি। হু, হুম। আমার তো মানে ধরেন আমি কিছু শিখব আমি সবকিছু বের করে রেখেছি। তো শুরু করবো যে, আমার ওই procrastinate করতে, করতে সময় চলে যায় অনেকখানি।
জি, জি। হ্যাঁ। একদমই তাই একদমই তাই। আ আমার ক্ষেত্রে আসলে করি পিছনে procrastination আসলে মেইন আ বিষয় হয়ে দাঁড়ায় যে, কোন কিছু শেখার ক্ষেত্রে যে, পেছানোর বিষয়টা, যে, আজকে শিখবো কালকে শিখ তো আমার কাছে মনে হয় যে, এই সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আসলে কিন্তু আমরা কিন্তু সমাধানও আছে। শুভ্র আমি মনে করি যে, ব্যক্তিগতভাবে প্র যখন সমস্যা থাকবে সেটা সমাধান অবশ্যই থাকবে। তাই না?
হু, হুম। হু, হুম। এটাই অচ সবকিছু করাই সম্ভব। অ্যান্ড সব সমস্যারই কোন না কোন সমাধান আছে। তো তবে আমার ক্ষেত্রে যেটা হয় কি জানেন? আমি যখন নিজের পছন্দের কোন কাজ শিখতে যাই বা নিজের প্রচণ্ড আগ্রহের কিছু করতে চাই, তখন আমার কাছে মনে হয় যেন না জিনিসটা আমি অনেক ভালোভাবে শিখতে পারছি। এটা আমি অনেক ভালোভাবে করতে পারছি।
জ্বী। ই জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, জ্বী, জ্বী। জি। জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী।

হ্যাঁ, হ্যাঁ। সেটাই আসলে। লাইক, আ আ আমার ক্ষেত্রে যদি আমি একটু আপনার সাথে শেয়ার করি। লাইক, আমার পার্সোনাল লাইফে আমি অ্যা কাজের জীবনে, কিভাবে আসলে নতুন কিছু দক্ষতা অর্জনের ক্ষেত্রে, প্রভাব ফেলে। সো আমি দেখছি কি? যে, লাইক ধরেন, ধরেন আমি আমার মজার ছলে অনেক কিছু শিখেছি। অ্যা ইউনিভার্সিটি লাইফে বলেন বা অন্য যেকোনো সময়ই। আমার যা অ্যা লাইক কোন একটা টেকনোলজি দেখছি দেখেছি। নতুন একটা শিখার আগ্রহ এসেছে। আমি নিজে, নিজে শিখেছি। কিন্তু পরবর্তীতে আমি দেখলাম, আমি যখন অফিসে গেলাম। কিন্তু আমি যদিও এই কাজের জন্য যাই নাই। আ ধরেন আমার অন্য একটা পোস্টিং হইছে। সো আ কিন্তু আমার ওইযে নতুন ইয়া, আমার যে, দক্ষতা অন্য একটা কাজ, যেটা আমি মজার ছলে শিখেছি। সেই কাজের বিষয়গুলা কিন্তু ধরেন এই আমাকেই করা লাগে। বা আমার ঐ, আমার, আমার কাছেই আসে। তো বিষয়গুলো আসলে খুবই মজার বা আ মনে হয় আরকি। ভালোই লাগে যে, যে, আমি স মজার ছলে একটা জিনিস শিখছি, সেটার জন্য আমি এখন টাকা পাচ্ছি। সো এই বিষয়গুলো আসলে ভালোই লাগে। তাই না?
হু, হুম। জি, জি। হু, হুম। উ জি, জি। হু, হুম। জি, জি। হু, হুম। জি, জি। হু, হুম। উ জি, জি। হ্যাঁ। এটা অবশ্যই বুজ এস ঠিক বলেছেন যে, আমরা যখন নিজের আগ্রহে বা কোন একটা স্কিল, শখের বসে শিখি এবং সেটা থেকে যখন আমরা পেমেন্ট পাওয়া শুরু করি। তখন কিন্তু বেশ ভাল লাগে।
<clears throat> জি। জি, জি, জি। জি, জি, জি, জি। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদমই তাই। যাক আপনার সাথে, এই বিষয় নিয়ে এ কথা বলে খুব ভালো লাগলো। অ্যা অনেক কিছু জানলাম যে, আপনার দক্ষতা অর্জন করেন বিভিন্ন জি, জি।
জি। আপনার সাথেও গল্প করে, খুব মজা লাগলো। জি। আশা করি ভালো থাকবেন, আপনার দিনটা ভালো যাবে
জি, জি। হ্যাঁ। জি, জি। অবশ্যই। আপনিও ভালো থাকবেন। ভালো রাখবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <chuckles> জি, জি। অবশ্যই। অবশ্যই। ভালো থাকবেন। থ্যাংক ইউ।
এবং নতুন যেটা শিখতে চাচ্ছেন, সেটা আশা করি, <chuckles> আলসেমি বাদ দিয়ে শিখতে বসে যাবেন। <chuckles> ভালো থাকুন।

আ আ অবশ্যই সেটা ১ম এ লাইক নতুন কিছু শিখব। দেখেন আমি নতুন জামা কাপড় বলি নতুন কোনো কিছুতেই কিন্তু খুবই খুশি হই। তাই না? নতুন জিনিস শিখবো সেটা ভাবতেই খুবই ভালো লাগে। প্রথমত হচ্ছে সেটা। কিন্তু যখন শিখতে যাই, তখন কিন্তু আমাদের ব্রেইন কিন্তু আগে থেকে সেটা জানে না। তাই না? আমার আর, আর আরেকটা বিষয় হচ্ছে আমরা মানে লাইক জন্মগতভাবে বা আমাদের জিনগতভাবেই আমরা কিন্তু অলস জাতি। আমরা আমাদের শক্তি খরচ করতে চাই না। নতুন জিনিস যখন আপনি আপনার মাথায় বা ব্রেইন এ স্টোর করতে যাবেন সেটা কিন্তু অনেক বেশি শক্তির প্রয়োজন। তো ওই ক্ষেত্রে প্রথম, প্রথম একটু বিরক্ত লাগলেও আস্তে, আস্তে আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আ মানে ওইটা আয়ত্তে চলে আসে আরকি। সো এটাও আমার ক্ষেত্রে বিপরীত মানে ব্যতিক্রম কিছু হয় না। আমার ক্ষেত্রেও এমনই হয় আসলে। তো আপনার ক্ষেত্রে কেমন হয়?
হু, হু। জি, জি। হু, হু। জি, জি। হু, হু। জি, জি। আচ্ছা। হুম। আচ্ছা আমার ক্ষেত্রে আবার যদি বলি আমার কিন্তু নতুন কিছু শিখতে প্রচন্ড ভালো লাগে বা এইযে নতুন চেলেঞ্জস গুলা আসে আমার কিন্তু চেলেঞ্জস অনেক ভাল লাগে বা প্রবলেম সলভিং এর ব্যাপারগুলা। তো সেই ক্ষেত্রে এইযে নতুন যখন চেলেঞ্জস আসে সামনে তখন কিন্তু আমার কাছে ভীষণ ভাল লাগে
হ্যা। আচ্ছা। জি, জি। জি। বাহ! জি, জি, জি, জি। জি। জি, জি, জি। তাহলে তো দারুন হ্যা, হ্যা।
বা আমি আরেকটু আগ্রহ পেয়ে যাই বা যেইসব জায়গায় আমি চেলেঞ্জস থাকে না বা আ ধরেন কোনো প্রবলেম সলভিং এর ব্যাপার-স্যাপার নাই। মুখস্থ বিদ্যার মতো জিনিসপত্র তো ওইসব জিনিস কিন্তু আমার শিখতে বা কাজে এপ্লাই করতে খুব বোরিং লাগে। আমি দেখা যায় যে, হয়তো একটা সময় গিয়ে শিখাটা বাদ দিয়েই দেই যে, না আমার দ্বারা এটা সম্ভব না।
হ্যা, হ্যা। হ্যা, হ্যা। জি, জি, জি। জি, জি, জি, একদমই তাই। জি, জি, জি। জি, জি, জি।